হু, হু।
আমরা তেমন ঘুরতে যাওয়ার সময় পাই নাই। তো সেই ক্ষেত্রে এটলিস্ট অ্যা আ বছরে ১ বার বা ২ বার যদি আমরা কোন সফরে যাই সেটা আমাদের মনটাও রিফ্রেশ করবে। আমাদের
হু, হু। হুম। হুম হু, হু, হু, হু। হু, হু, হু।
<tsk> ফ্যামিলির জন্য ভালো হবে। আমার ব্যক্তিগত মানসিক প্রশান্তি হবে। তো সব আ কিছু মিলে অ্যা ভ্রমণটা আমাদের একটা আ পার্ট অফ বা লাইফ এর আ জীবনে জীবনে চলার পথের একটা অ্যা পার্ট অফ বা একটা অঙ্গ বা একটা আ অপরিহার্য কর্তব্য বলে আমি মনে করি।
হু, হু। হু, হু, হু। হুম। হু, হু। বুঝতে পেরেছি। হুম। হু, হু, হু। হু, হু। হু, হু।